আচ্ছা। অজানা ভাষাগুলা তো সত্যি কথা বলতে আমিও তেমন একটা ভাষা পারি না। বাংলা ভাষা মোটামুটি পারি এরপরে হিন্দি ভাষাটা পারি। এটা দিয়ে বোঝানো যদি ওদেরকে তো আসলে বোঝানো সম্ভবও না। আর হ্যাঁ ইংলিশ যেটা হচ্ছে যে ইন্টারন্যাশনাল ভাষা। এখন এ তারা হুম কোনো একভাবে বুঝে তাহলে হয়তো এটা দিয়ে বুঝাইতে পারবো আরকি। আর যদি সেটাতেও না হয় তখন আর কি করার। তখন আ হচ্ছে যে আপনার হাতের ইশারা দিয়ে হয়তোবা মানে ওভাবে বলতে হবে কিংবা ওইযে মোবাইলের মাধ্যমে যে আ ট্রান্সলেটর আছে না? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ বিভিন্ন ধরনের অ্যাপস আছে। তো সেভাবে ট্রান্সলেট করে তারপরে হয়তো তাদেরকে বুঝাইতে হবে যে আসলে আমি কি চাচ্ছি।
হ্যাঁ, হ্যাঁ টাটা। হুম। <chuckles> ইন্টারন্যাশনাল হ্যাঁ। <chuckles> হ্যাঁ, হ্যাঁ। অ্যাপস গুলা আছে। <chuckles> বাহ্! বেশ চমৎকার। আসলে কোনো না কোনো একটা ওয়ে আপনি আ ব্যবহার করতে চান সেটা হাতের ইশারাও হতে পারে। বা দেখা যাচ্ছে আপনি অঙ্গভঙ্গির বিষয়ও রয়েছে। তো সেক্ষেত্রে আপনারা অ্যাপ ব্যবহারের কথা বললেন তো, এইযে অনুবাদক যে অ্যাপ গুলো আছে তো এ এগুলো কি আসলে properly কাজ করে? আর এগুলো দিয়ে কি আ মানে কাজ তারা ইশারা-টিশারা বা কথাগুলো আসলে কি কখনো বোঝে? এরকম অভিজ্ঞতা হয়েছে কখনো আপনার?
হুম। জি, জি। হ্যাঁ, হ্যাঁ। হুম। হুম রকম আসলে হলো কি যখন একবার গিয়েছিলাম বান্দরবানের ক্ষেত্রে। তো সেখানে তো আসলে ওদের ভাষাগুলাই কেমন যেন অদ্ভুত না বাংলা না হচ্ছে যে মানে কি বলবো এ কোনোভাবেই কোনো ভাষার সাথে আসলে মিলে না। মানে আমার কাছেই খুব অদ্ভুত লেগেছে। হ্যাঁ? তো সেক্ষেত্রে মানে অনেকটা হয়েছে কি যে, আমি আ চেষ্টা করেছি মোবাইলের অ্যাপস এর মধ্যে ঢুকে একটু ইয়ে করার জন্য আরকি মানে ট্রান্সলেট করানোর জন্য বা অনুবাদটা ব্যবহার করার জন্য। তখন আসলে দেখা যায় গুগলও কিন্তু একেক ধরনের রিপ্লাই দিচ্ছে। <chuckles>
হ্যাঁ। হ্যাঁ। <chuckles> আচ্ছা, আচ্ছা। হুম। হ্যাঁ। <chuckles> গুগল কনফিউজড <chuckles> আচ্ছা, আচ্ছা।
গুগল কনফিউজড হয়ে যায় নিজের বাংলা ভাষার ক্ষেত্রেই তো কনফিউজড হয়ে যায়। আরে বুঝেই তো না কি বলছে কি বলছি না সেটাই আরকি।
আ হ্যাঁ। <chuckles> আচ্ছা, আচ্ছা। এরকম কিন্তু ভালো বলেছেন আসলে আ গুগল মাঝে, মাঝে একটু কনফিউজড হয়ে যায়। আ অ্যা কিছু বললে তার ব্যা বিপরীতটা বা অন্য টাইপ এ একটা কথা বলে বসে আরকি এরকমটা হয়। তো সেক্ষেত্রে আ আরেকটা জিনিস জানতে চাইবো এইযে ভাষা যখন আপনি জানেন না বা ভাষা যদি না জানলে সবচেয়ে বড় চ্যালেঞ্জটা আপনার কি হয় তখন বা কি মনে হয়?
হ্যাঁ। হুম। হুম। হুম, হুম। হুম। আচ্ছা।